হ্যালো কেমন আছেন আপনি?
উম, জ্বি। আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
আমি খুবই ভালো আছি। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে গল্প করতে পারি। যেমন ধরেন আমরা বাসার যে খাবার খাই আর রেস্টুরেন্টে যে খাবার খাই। তো এই ২ খাবারের মধ্যে হচ্ছে অবশ্যই পার্থক্য আছে এবং স্বাদেও ভিন্নতা আছে। তাই না? তো আপনার এই বিষয়ে কি মতামত?
জ্বি। জী। জ্বি। অ্যাঁ আমার মতামতে অ্যাঁ অবশ্যই অ্যাঁ দুই ২ ধরনের খাবারেই একটা স্বাদের পার্থক্য অবশ্যই আছে কিন্তু এখানে অ্যাঁ ১ম বিষয় হচ্ছে যে অ্যাঁ খাবারের স্বাস্থ্যকর মানটা যে খাবার অ্যাঁ কতটুকু আর কি স্বাস্থ্য আ স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করে আর কি রান্না করা হয়েছে? যেমন ধরেন অ্যাঁ রেস্টুরেন্টে সচরাচরভাবে অ্যাঁ হাইজিনটা মেইনটেইন হয় না, যেটা আমরা বাড়ির বাড়ির বাড়ির খাবারে পেয়ে থাকি আরকি। যেটা উম
হ্যাঁ ঠিক বলেছিলেন। তো